হু, হুম। এটা ঠিক আছে। যে আসলে সন্ধ্যাবেলা ধরেন যে, একটু বুট মুড়ি বা এই ধরনের খাবার হয়তোবা বাইরে থেকে একটু আনা হতে পারে। কিন্তু এটা বেশ ভালো বলেছেন যে, আসলে আপনাদের যে মেইন কোর্স যেটা, মেইন কোর্স টা যে হচ্ছে, আপনারা এটাই কি রাখছেন, মানে মেইন খাবার হিসেবে যে এ্যা ঘরের রান্নাটা, এটা কিন্তু খুবই ভালো লাগলো আমার জানতে পেরে। হুম। তো আসলে হচ্ছে যে, অনেক সময় মানে, সাডেন কোন প্ল্যান হয় নাকি, কখনো রান্নার ক্ষেত্রে, যেমন উইকলি প্ল্যান ১ টা করে রাখছেন। কিন্তু দেখা গেল, আসলে সাডেন একটা প্লান হয়ে গেল। এটা কি হয়, কখনো?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একদম ঘরে। হ্যাঁ। খুব হয়, হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ, খুব হয়। আমার ক্ষেত্রে সাডেন টা হয় কি, যে আ অনেক সময় সাডেন হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটাই শুক্র শনিবারেই হয় সবসময় যে, হয়তোবা আমি হচ্ছে আ ক্রাফটিং এর ভিডিও, আর রান্নার ভিডিও, এই ২ টা জিনিস আমি দেখতে খুব পছন্দ করি। রান্না করি আর, না করি। রান্নার ভিডিও দেখতে খুব পছন্দ করি। তো, আমার এরকম দেখা যায় যে, খুব সহজে হয়তো বলছে যে, খুব ইউনিক মজাদার খাবার হয়। এরকম জিনিস আমি রেখে দেই যে, সাপ্তাহিক ইয়েতে ট্রাই করব। আ ঝাল ভর্তাটাও কিন্তু ওইভাবেই ছিল। আ যেখানে মেইন ইনগ্রিডিয়েন্ট টা হচ্ছে ঝালই, আ মরিচই
হুম। ক্রাফটিং এর ভিডিও। বাহ! ৫ মিনিটস ক্রাফট। আচ্ছা। হুম।
তো ঐটা, আ ঐটাও কিন্তু ওইভাবেই করা। তাছাড়া
হুম, আচ্ছা। মরিচ শেয়ারে তে কিন্তু ভর্তা পাওয়া যায়, আপনি কি আসলে মরিচের ভর্তা খেয়েছেন কখনো?
হ্যাঁ, আমি খেয়েছি। কাঁচা মরিচের ভর্তা যেটা খেয়েছি, সেটা ওই যে আ চিতই পিঠা বলে যে, ঐটার সাথে যে ভর্তা দেয়, ওটা খেয়েছি। হ্যাঁ।
কাঁচা মরিচের ভর্তা যেটা? বাহ! হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে পিঠার কথা আসলে চলে আসলো, আপনার কথায়, কথায়। তো, পিঠার ক্ষেত্রে আপনাদের কি মানে, কি মতামত আসলে আপনাদের কি বাসায় পিঠা রান্না করা হয়? মানে, পিঠা তৈরি করা হয়? নাকি আসলে, সবসময় বাইরে থেকেই আনা হয়?
আ আমাদের বাসায় আসলে পিঠা তৈরি করা হয়, খুব কম। আমার মা ঐভাবে পিঠা তৈরি করেন না। আ আমিও খুব কম ট্রাই করি। আ খুব কম তৈরি করা, করা হয়। আ তবে যেই আ যেই পিঠাটা প্রায়ই তৈরি করা হয়, সেটা হচ্ছে যে, আমাদের এখানে পাকান পিঠা বলে, বিভিন্ন ধরনের নাম আছে। আ সবচেয়ে বেশি মনে হয় পরিচিত এটা, তেলের পিঠা বলে। গুড় দিয়ে বানায় যেটা।
আ আচ্ছা। হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এটা কি শক্ত, শক্ত, হয়, ওই যে, বিভিন্ন ডিজাইন থাকে, নাকি এরকম?
ওটা, ওটা না। না, না, কোনো ডিজাইন হয় না। একটা আ নির্দিষ্ট একটা আ চামচ মতো নিলেই হয়। মানে ১ চামুচ উঠিয়ে, তেলের ভেতরে দেওয়া। মানে, আটা আর গুড় হ্যাঁ, হ্যাঁ তেলের পিঠা হ্যাঁ, হ্যাঁ। ওটা খুব তৈরী করা হয়। হ্যাঁ, ওটা খাওয়া হয়।
ও আচ্ছা! হ্যাঁ, হ্যাঁ, তেলের পিঠা, বুঝতে পারছি, যে একটু যে গুড়-টুর থাকে। আচ্ছা। আচ্ছা, বুঝতে পারছি। আর, এমনি হচ্ছে যে ধরেন যে, উৎসব অনুষ্ঠানের ক্ষেত্রে যেমন, ঈদের মধ্যে বা ধরেন হচ্ছে কারো জন্মদিন, এ ধরণের অনুষ্ঠানে কি আপনাদের, মানে সবটাই তখন প্লান টা কিভাবে থাকে, রান্নার প্ল্যান টা?
একদম।

হ্যাঁ, হ্যাঁ আড়ং এর চিয়েশিট হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ ঐটা আসলে আমি দেখছিলাম, যে এটা মনে হয় টার্কিশ কোন আ রেসিপি হবে। টার্কিশ হতে পারে বা শ্রীলঙ্কান কোন রেসিপি হতে পারে। এটা হচ্ছে যে উম হালকা একটু গরম পানি ফুটিয়ে নিয়ে আ সেটার ভিতরে হচ্ছে একটু আ আ রসুন কুচি, আ আচ্ছা একটু তেল দিতে হবে প্রথমে। একটু রসুন কুচি, একটু ক্যাপসিকাম কুচি, একটু ঝাল টমেটো দেয়া যেতে পারে যা হাতের কাছে পাওয়া যায়। পেঁয়াজ কলিও দেওয়া যেতে পারে হাতের কাছে থাকলে। আ এটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে <smacks lips> একটু পানি। অল্প একটু গরম পানি, সেটা দিয়ে ফুটে উঠলে তখন হচ্ছে ২ টা, আপনি যদি একা খেতে চান, তাহলে ২ টা চিজের স্লাইস দিয়ে দিলেন। আ শিটটা দিয়ে দিলেন। এবার ওইটা একটুখানি আ গরম হয়ে ফুটে যখন একটু মাখা, মাখা হয়ে যাবে। কনসিস্টেন্সি -টা একদম ঘন হয়ে আসবে। তখন হচ্ছে ওইটা নামিয়ে নিবেন
আচ্ছা, আচ্ছা তারপর? হুম। ওকে। হুম। হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ। এটা কি মানে ওভেনে করতে হয় নাকি চুলাতেই করা যায়? ওভেনে করতে হয় নাকি? ও! আচ্ছা। তাও তো সব সহজ মানে অনেকে হয়তো এটা করতে পারবে চাইলেই।
না একদম চুলাতে, একদম চুলাতে কড়াইয়ে যেকোন ধরনের কড়াইয়ে আপনি করতে পারেন হ্যাঁ, খুবই সহজে খুবই ইজি রেসিপি এবং আমার দেখে বিশ্বাস হয়নি যে এটা টেস্টি হবে। আ পরিমাণ মত অ লবণ দিবেন আপনি। এবার এটা সাদা ভাত দিয়ে খেতে হবে। আসলেই অসাধারণ টেস্ট হয় এটার।
আচ্ছা। এমনি হচ্ছে যে কিছু বেশ মিষ্টান্ন ব্যাপারে হছে আপনাদের কি মতামত? মানে মিষ্টান্ন কি আপনাদের বাসায় বানানো হয়? বা আপনার নিজেরা কি মিষ্টান্ন খান? যে অনেক ধরনের মিষ্টান্ন কিন্তু আছে যে অ্যাঁ পায়েস, তারপর হচ্ছে দই, তারপর হচ্ছে রসমালাই এগুলো কিন্তু অনেকে বানায়। আপনাদের ক্ষেত্রে কি বানানো হয়?
হুম। আমার ক্ষেত্রে বানানো হয়। যে আমি আমাদের বাসায় আ আমি আসলে খুব একটা মিষ্টি পছন্দ করি না। তবে পায়েসটা আমার মা যেভাবে রান্না হ্যাঁ, হ্যাঁ। আপ
মানে খাবারের পর যেমন ম যেমন খাবারের পরে খাওয়া হয় কিনা? হ্যাঁ, আপনি তো ঝাল পছন্দ করেন শুরুতেই বললেন আসলে। ঝাল আর মিষ্টি হয়তো যে কমপ্লিমেন্ট, কেউ এটা পছন্দ করে ওটা পছন্দ করে না।
<chuckles> তো আমার মা একটা উম আ ইয়ে বানায় পায়েস বানায়, যেটাতে হচ্ছে সব ধরনের বাদাম, কিসমিস আ কোন কিছুই আসলে আস্ত, আস্ত থাকে না। সবকিছুই একদম ব্লেন্ড করে নেয়। ঐ পায়েসটা খেতে আমার খুব ভালো লাগে। আর
ব্লেন্ড করে, আচ্ছা। ব্লেন্ড করে নাকি কেটে, কেটে দেয়?
না, না একদম ব্লেন্ড করে নেয়। একদম পেস্ট করে নেয়। হ্যাঁ। তো ওটা খেতে ভালো লাগে। আরেকটা আ মিষ্টি আমি অনেকদিন বানানো হয়নি। ঐটা সবাই বেশ পছন্দ করতো, আর খুবই ইউনিক। একদম নরমাল আ যে আলু আমাদের বাসায় থাকে ওই আলুটা দিয়েই
আচ্ছা, আচ্ছা গুড়া, গুড়া হুম। আচ্ছা। হুম।
আ আলুর মিষ্টি হ্যাঁ, এবার আলুর মিষ্টি। এটা হচ্ছে একদম যেই আমরা বাইরে থেকে কিনে আনি, যে আমাদের এখানে যেই আ কালো, কালো মিষ্টিগুলা পাওয়া হ পাওয়া যায়, আমাদের এখানে চমচম বলে হ্যাঁ, কালোজামও বলে। ওটা আ একদম ওটার মতই টেস্ট হয়। বেশ মজা হয় খেতে।
আলু দিয়ে, আচ্ছা, আলুর মিষ্টি? বেশ ইন্টারেস্টিং খাবার। হুম। কালোজাম, কালোজাম। হুম।